আসলে মানে বেশ কিছুদিন থেকে আমি মানে একটা দুশ্চিন্তার মধ্য দিয়ে যাচ্ছিলাম এবং খুব খারাপ সময় যাচ্ছিল যে কি করবো বুঝতে পারছিলাম না মানে দৈনন্দিন জীবনে কাজ নিয়ে বা বিভিন্ন ধরনের হয়তো আপনার পড়াশোনার কাজ বা অন্যান্য যে কাজের কারণে খুব প্রেশারে যাচ্ছিলাম। তো কি করবো না বুঝতে পারছিলাম না। তো এজন্যই আরকি এই যে কার কাছে এসে বলা যায় এবং একটা সমাধান বা একটা পরামর্শ যদি পাওয়া যায়। এই বিষয়ে আরকি মানে খুব দুশ্চিন্তা ছিলাম। তো তাই আরকি আপনাকে মানে বলা আরকি যে কি করলে আমার এই ইস মানে দুশ্চিন্তাটা দূর হবে যদি একটু বলতেন?
আচ্ছা। উ জি। জি, আসলে বুঝতে পারছি। আপনার কণ্ঠ শুনে বোঝা যাচ্ছে যে আপনি একটু চিন্তার মধ্যে আছেন। তো ব্যাপার না কারণ হলো আপনি যত চিন্তা করবেন ততো কিন্তু সমস্যাটা বে এ বের হয় অনেক অতিরিক্ত বেড়ে যাবে। তো একটা বিষয় জানতে চাচ্ছি যদি একটু খুলে বলতেন হয় যে আপনার প্রত্যেক দিনের যে যে বিভিন্ন কাজে বাধা হচ্ছে, বিভিন্ন কাজে সমস্যা হচ্ছে। তো আসলে কি বিষয় আপনি করতে যাচ্ছেন যার ফলে এত সমস্যা আপনার ক্রিয়েট হচ্ছে?
হুম। আসলে আমি একজন স্টুডেন্ট আমার পড়াশোনা প্রায় শেষের দিকে। তো এই যে পড়াশোনার যে চাপ বা স স দিনের বেলা ক্লাসে যাওয়া এবং এসে হয়তো কোচিং এ যাওয়ায় আমি তো এসবের জন্য যে মানে আমি দিনে কখন কী করব এবং মানে কোন কাজটা কখন করলে আমার জন্য ভালো হবে মানে তার জন্য যে আমি একটা রুটিন তৈরি করতে যাবো বা একটা যে দৈনন্দিন রুটিন করতে হবে আমার জন্য। যেহেতু আমি এখন পড়াশোনা শেষের দিকে আমাকে আমার মানে চাকরির পড়াশোনা করতে হবে এবং কোচিং এ যাওয়ার জন্য। তো এই জন্যে মানে খুব দুশ্চিন্তার মধ্যে যাচ্ছিলাম। তো বুঝতে পারছিলাম না যে কখন কী করব এবং রুটিনটা কিভাবে তৈরি করব সেটা আমি কিছুই বুঝতে পারছিলাম না। তো যার ফলে আরকি এমনে আপনার কাছে এই সাহায্য চাওয়াটা আরকি।
আচ্ছা। জী। ও আচ্ছা। মানে আপনি বলতে চাচ্ছেন যে আপনার ইস আপনার কোচিং-এ যাচ্ছেন, আবার ইউনিভার্সিটি তে যাচ্ছেন। তো এর পরের যে সময়গুলাতে আপনি কোনোভাবেই স্থির হতে পারতেছেন না। আসলে সঠিক কী করবেন আরকি প্রতিদিন, তাই তো?
হুম। হ্যাঁ।
তো আসলে ব্যাপার না। <sighs> কারণ হলো আপনি যে সমস্যার মধ্য দিয়ে যাচ্ছেন, এই সমস্যার মধ্যে কিন্তু অনেকে যায়। অ্যা তো আমি আ একটা বিষয় আপনার কাছে জানতে চাচ্ছি। তো এই যে আপনি কিন্তু আসলে পড়াশোনা করতেছেন যার ফলে অ্যা পাশাপাশি একটা কোচিংও করতেছেন। এটা আসলেই একটা প্রশংসার ব্যাপার। অ্যা তো আসলে আপনি চাচ্ছেন কী রুটিন-এ এমন কিছু স্থির কিছু প পয়েন্ট এড করতে চাচ্ছেন যেটা আপনি করতে চাচ্ছেন না? যদি একটু বলতেন হয় আপনি আপনার জীবনটাকে বা আপনার রুটিন টাকে কিভাবে সাজাতে চাচ্ছেন বা হচ্ছে না?
হ্যাঁ। আমি ই সাজাতে চাচ্ছি বলতে যেহেতু আমি আপনাকে বললাম যে, আমার এখনো ভার্সিটির শেষের দিকে। তো ভার্সিটির ক্লাস থাকে এবং এর পাশাপাশি আমি হচ্ছে মানে আমাকে চাকরির জন্য পড়াশোনা করতে চাচ্ছিলাম। মানে কোচিং এ ভর্তি হয়েছি এবং কোচিং এ ভর্তি হওয়ার পরে শুধু আমি হয়তো ক্লাসে যাচ্ছি, কোচিং যাচ্ছি কিন্তু তারপরে মানে আমি কখন কোন কাজ করব এবং মানে কোচিং এর ইসে যে পড়াটা মানে চাকরির জন্য পড়াশোনা আবার একাডেমিক যে ইউনিভার্সিটির পড়াটা, সেটা কখন করব এবং কিভাবে করবো এটা আমি বুঝতে পারছিলাম না। যার ফলেই কিন্তু মানে আমার মধ্যে এই দুশ্চিন্তার বিষয়টা আরকি খুবই একটা বাজে সিচুয়েশন এর মধ্যে দিয়ে যাচ্ছি এবং ফলে কিন্তু আমার যে দৈনন্দিন কাজগুলো এবং ধ ধরেন যে ইউনিভার্সিটি তে যাওয়া এবং হচ্ছে কোচিং এ যাওয়া। তো এগুলোতেও কিন্তু আমার মানে এর প্রতি যে ইফেক্ট একটা পড়ছে যার ফলে কিন্তু মানে আমার কোন কাজেই মন বসতেছে না। এই যে আমি কি করব কোন সময়টাতে মানে শুধু চিন্তা ভাবনা করতেই আমার এই সময়টা নষ্ট হয়ে যাচ্ছে। তাই আরকি যে মানে কখন কোন কাজটা করলে ভালো হবে, মানে একটা রুটিন তৈরি করতে পারছিলাম না। তাই আপনার কাছে সাহায্য চাওয়া যে, কখন কি করলে আমার ভালো হবে?
আচ্ছা। উম জ্বি। আচ্ছা। উম আচ্ছা। আচ্ছা। জি, বুঝতে পারছি, আপনার কথাটা। এখন ব্যাপারটা হলো কী যে অনেকেই কিন্তু দেখা যাচ্ছে তারা পড়াশোনা করতেসে। অনেকে আবার সফল হচ্ছে, অনেকে সফল হচ্ছে না। তো এর সুনির্দিষ্ট কারণ হলো তার জীবন ব্যবস্থা বা রুটিনটা। <sniffs> তো আপনি এভাবে করতে পারেন যে আপনি যখন পড়াশোনা আপনার জীবনে আনন্দ হিসাবে নিবেন যে, হ্যাঁ, আমাকে শিখতে হবে, তাহলে কিন্তু আপনাকে বেশ ভালো লাগবে। আর আপনার পড়ালেখার প্রতি যে একটা আগ্রহ, সেটাও কিন্তু বেড়ে যাবে। আর বিশেষ করে হলো আ যখন আপনি সবসময় শিখতে চাইবেন তখন কিন্তু আপনি অ্যা বিশেষ করে যদি এইভাবে রুটিন তৈরি করতে চান, অ্যা তাহলে দেখা যায় আপনি কিন্তু অ্যা বেশ কিছুদিনের মধ্যেই অ্যা ভালো লাগবে না যে একঘেয়েমিটা চলে আসবে যে হয়তোবা সকালে পড়তেছি, বিকেলে পড়তেছি। আবার অ্যাও জব কোচিং করতেসি, আবার নিজের কোচিং করতেসি। তো সব ফলেই অ্যা একটা সময় আপনার মনে হবে যে হয়তোবা কিছুদিন স্থির থাকতে পারবেন। তো পরবর্তীতে দেখা যাচ্ছে যে আপনি অ্যা আপনার যে লক্ষ্য একটা পড়াশোনা বা শেখা, সেটা একদিন আগ্রহ হারিয়ে ফেলবেন। তো আপনি এভাবে করতে পারেন যে আপনার যে বদভ্যাসগুলা আছে বা আপনি যে চাচ্ছেন যে হয়তোবা আপনি একটু সকালে উঠে বই পড়বেন, যাতে আপনাকে ভালো লাগে অথবা চাচ্ছেন যে সকালে একটু ঘুম থেকে উঠে একটু ব্যায়াম করবেন। তো এই ব্যাপারগুলো যখন আপনি অ্যাড করতে চাইবেন বা যার ফলে আপনি অ্যা প্রত্যেক দিনের যে একটা পড়াশোনার ব্যাপার, আপনি সকালে উঠে যদি একটু হাঁটাহাঁটি করেন বা মন মানসিকতা নিয়ে একটু অ্যা কোন দি মুক্ত হাওয়া নেন, বাতাস নেন, মেডিটেশন করেন, অ্যা তাহলে দেখবেন যে আপনাকে অ্যাহ বেশ ভালো লাগবে এবং সারাদিনের যে একটা শেখার যে আগ্রহ, সেখান থেকেও আপনি চলে আসবেন। আর দেখা যাচ্ছে আপনি কিন্তু ঐ যে আ কোচিং-এ যেমন যাচ্ছেন, ইউনিভার্সিটিতে যাচ্ছেন, এখানে কিন্তু আসলে মনের সাথে শরীরেরও কোনো একটা ব্যাপার থাকে যে একটা শারীরিক যে যাব। তো সেই ব্যাপারটা যখন আপনি সকালে করে নিবেন, তখন কিন্তু আপনাকে বেশ শক্তি পাবেন। তো একটা বিষয় আপনার কাছে জানতে চাচ্ছি। হুম, যদি একটু বলতেন হয়। <smacks lips> এই যে আপনার আগে কী কোনো রুটিন ফলো করার চেষ্টা করেছেন বা এরকম কিছু তৈরি করেছিলেন কখনো?
উম। <clears throat> উম। উম। উম। হুম। হুম। <clears throat> উ হুঁ। হুম। হ্যাঁ। হ্যাঁ। উ আসলে সত্য কথা বলতে আমি এরকম কখনো রুটিন তৈরি করিওনি বা রুটিন টা যে তৈরি করতে হবে সেটাও আমি কখনো ভাবিনি এভাবে। তো আমি আপনি যে বললেন রুটিন তৈরি করার কথা শুনে ভাল্লাগলো এবং মানে মনে হচ্ছে যে বিষয়টা কাজ করতে পারে। তো এটা না আমি আসলে কখনো ভেবে দেখিনি যে একটা রুটিন তৈরি করব। আমি শুধু হচ্ছে কী মানে আমার কাজের মানে আপনার ইউনিভার্সিটি, কোচিং এর বা পড়াশোনার জন্য আমি শুধু চিন্তা ভাবনাই করে যাচ্ছিলাম। মানে চিন্তাভাবনা বললে ভুল হবে, বলেন যে দুশ্চিন্তা আরকি। দুশ্চিন্তা আই করে যাচ্ছিলাম। কিন্তু কিছু না শুরু করতে পারছিলাম না। তো আপনার এই যে রুটিন তৈরি করার কথাটা খুবই ভালো লাগলো। তো আসলেই কিন্তু আপনি যদি আরো বলতেন যে আমি রুটিনটা তৈরি করলাম এবং রুটিনটা তৈরির মানে আপনি যদি ধাপগুলো বলতেন যে রুটিন-এ কেমন কী কোথায়, কো কোন সময়টা মানে একটু যদি ভালো হ সুন্দর আমাকে একটা রুটিন তৈরি করে দিতে পারতেন। কারণ আমি সেটা অনেকদিন ধরে মানে শুধু আমি দুশ্চিন্তার মধ্যে দিয়ে যাচ্ছিলাম। কোনো কিছু চিন্তা করতে পাচ্ছিলাম না। তো আপনি যদি একটু রুটিন টাও আমাকে বলে দিতেন যে কোন সময়ে কী করলে আমার আমি যা চাচ্ছি তা একটু ভালো হবে বা ভালোভাবে করতে পারব। একটু যদি বলতেন।
উন জী। জি-ম। উন জ্বি। আচ্ছা। জ্বী। জি, জি অবশ্যই। কোনো সমস্যা নাই। তবে আরেকটা বিষয় আপনি যদি একটু ছোট করে বলতেন হয়, আপনার ইউনিভার্সিটি আর যে আপনি জব কোচিং করতেছেন, অ্যা সেটা কী প্রতিদিন হচ্ছে? না আসলে আপনার ইউনিভার্সিটি কয়েকদিন বন্ধ থাকতেছে বা জব কোচিং কয়দিন বন্ধ থাকতেছে? যদি একটু বলতেন হয়, তাহলে আমার ব রুটিনটা তৈরি করে দিতে সুবিধা হত, হ্যা আরো।
হ্যাঁ, আম আসলে, আসলে আমার ইউনিভার্সিটি সপ্তাহে ৫ দিন ছ থাকে। সেটা হচ্ছে সকাল ৮:৪৫ থেকে দুপুর স ১২:৪৫ পর্যন্ত। এই খেতটাতে আমার কোচিং থাকি সরি আমার ইউনিভার্সিটি থাকে। এবং আমার যে কোচিং এর কথা আমি আপনাকে বললাম সেটা হচ্ছে আমার সপ্তাহে ৩ দিন থাকে। রে যে সপ্তাহে ৩ দিন সেটা বিকাল বেলা করে। তো এই মানে ২ টা শিডিউল আমার হচ্ছে। কিন্তু বাকি সময়টা যে আমি কখন কিভাবে কাজে লাগাবো সেটা না বুঝতে পাচ্ছিলাম না।
আচ্ছা। উ জি আচ্ছা, আপনি মূলত ঘাবড়াবেন না। হ্যাঁ কারণ দেখা যাচ্ছে একটা পূর্ণাঙ্গ রুটিন এ তো স্থির থাকাটাই বড় কথা। এ্যা একটা ব্যাপার হলো কি, যখন আপনি এ আপনি শিখে যাবেন, শিখে যাবেন। খালি শুধুমাত্র পড়াশোনায় অ্যাড করতে যাচ্ছেন, তখন কিন্তু আপনি বেশ টিকে থাকতে পারবেন না মানে এটা হচ্ছে স্থির হয়ে থাকতে পারবেন না। এর ফলে হবে কী? আপনার স্বাভাবিক জীবনেও অনেক সম্পর্কগুলা খারাপ হবে। আপনার মন মানসিকতা খারাপ হয়ে যাবে। তো এক কাজ করতে পারেন। সেটা হলো যে আপনি আপনার জীবনে আনন্দ নিজের সম্পর্কগুলা নিজের পড়াশোনা, নিজের কেরিয়ার সবগুলাই অ্যাড করতে পারেন যেমন আপনার স শারীরিক যে বিষয় থাকে। যেমন আপনি একটু ঘুম থেকে উঠলেন, ঘুম থেকে উঠে একটু হাঁটাহাঁটি করলেন অথবা প্রতিদিন এমন একটা বিষয় ১০ বিষয় দেখলেন যেটা আপনি নতুন করে শিখতে চাচ্ছেন। এর ফলে হবে কী? এ যে আপনার যে ব্যাপারটা যে মস্তিষ্ক কিন্তু চাইবেই যে প্রত্যেকদিন একটু না একটু যখন নতুন কিছু শিখবে তখন কিন্তু আপনার শেখার আগ্রহটা বেড়ে যাবে। আর আবার দেখাচ্ছে আপনি যখন ইউনিকো ইউনিভার্সিটি তে যাবেন সেখান থেকে আসবেন, এসে একটু ফ্রেশ হবেন। ফ্রেশ হয়ে দেখাচ্ছে আপনি একটু খাওয়া-দাওয়া করবেন, রেস্ট করবেন এ একটু নিজেকে একটু গান শুনবেন অথবা একটু প আবার আ পরবর্তীতে কি পড়াশোনা করবেন সেটা রেডি করে নিবেন। তো এভাবে যখন আপনি করবেন আবার কোচিং শেষে আসলেন আসার পরে দেখাচ্ছে একটু নিজেকে বন্ধুদের সাথে খ্যা এ একটু খেলতে গেলেন বিকালে অথবা যদি সেটা নাও হয় তাদের সাথে একটু ঘুরতে গেলেন, কোথাও একটু চা খেতে গেলেন, এ্যা তখন দেখবেন যে বেশ ভালো লাগতেছে। আর বিশেষ করে আপনি দেখবেন এ যদি আপনি ই ইউনিভার্সিটিতে যাচ্ছেন উম দেখবেন যে কি, কি বিষয় বুঝলেন? কি, কি বিষয় বুঝলেন না সেই বিষয়গুলা নোট করলেন। নোট করে রাতে দেখাচ্ছে আপনি সেই বিষয়গুলা করলেন যেগুলা বিষয়ে আপনি জানেন। যে আবার এ্যা নতুন করে শিখলেন যে এটা তাহলে এভাবে শেখা যায়। আর যেগুলা বিষয়ে আপনি বুঝতেছেন না আ বা শিখতে চাচ্ছেন তো সেই বিষয়গুলা আবার পরের দিন সকালের জন্য যখন রেখে দিবেন রুটিনে আ তখন দেখবেন যে এই সকালের ব্যাপারটা আপনি শিখে যাচ্ছেন প্রত্যেকদিনে। সমস্যাগুলা প্রত্যেক পরের দিন সকালেই শিখে যাচ্ছেন। আবার যেগুলা আপনি শিখতেছেন অলরেডি জানেন সে ব্যাপারগুলা আপনি যখন রাতে পড়াশোনা করবেন তখন কিন্তু আরো একটু বেশি চাঙ্গা হয়ে যাবে। এর ফলে হবে কি আপনার শরীর মন, আপনার আনন্দ সবকিছু ভাবে চলতে পারবেন। তখন কিন্তু ক একটু রুটিন এ আপনি স্থির হয়ে থাকতে পারবেন আরকি।
হ্যাঁ। হুম। হুম। হুম। উম হু। উম হুম। হুম। হ্যাঁ, আপনার কথা শুনে মানে আপনার যে পরামর্শটা দিলেন শুনে একটু মানে নিজের মধ্যে আত্মবিশ্বাসটা একটু বেড়ে গেলো। মানে আমি না এভাবে কখনো ভেবে দেখিনি বা এই কাজগুলো যে কাজগুলোর কথা বললেন আপনি যে, হয়তো সকালে আমি ইউনিভার্সিটি তে গিয়ে ফেরত আসার পরে একটু রেস্ট করে যে আ একটু বিশ্রাম নিলাম বা হচ্ছে আমি যে পরবর্তীতে কি পড়াটা পড়বো বা কোন কাজটা করবো? সেটা আপনি আগে থেকেই ঠিক করে নিতে বললেন। এবং কোচিং শেষে সন্ধ্যাবেলা বা বিকেলে করে একটু ঘোরাফেরা বা আড্ডা। তো এই বিষয়গুলো না আমি মানে কখনো ভেবে দেখিনি। মানে আমার চ হয়তো এই চাপের কারণে আমি শুধু দুশ্চিন্তা করতাম এবং হচ্ছে আপনার এ কিছু করতে পারতাম না। তো আপনি যে এই পরামর্শটা দিলেন যে এই পরামর্শগুলো আশা করি মানে এবং বিশ্বাস রাখতেছি যে আমার এই সমস্যাগুলো আপনি যে পরামর্শগুলো দিলেন সু মানে আমার সমাধান হবে। আচ্ছা এছাড়া আর কিছু করলে কি আমার আরো একটু ভালো হবে? যদি বলতেন একটু ছোট করে।
উ জি। উ জি। আচ্ছা। জি। হ্যাঁ, অবশ্যই। অ্যা যেমন দেখা যাচ্ছে আপনার যে কাজগুলা করতে মন চায়, সেই কাজগুলা একটু সময় শিডিউল করবেন যে দিনের কোন সময় কি কাজ করবো? তো সেগুলা আপনি রিমাইন্ডার দিয়ে দিবেন ক্যালেন্ডারে আ তাতে দেখাচ্ছে আপনার কাছে নোটিফিকেশন চলে আসতেছে। আবার যখন একটু ছোট, ছোট করে কোনো কিছু শিখবেন, নিজেকে একটু পুরস্কৃত করলেন যে একটু চা খাবো। আ তারপর দেখা যাচ্ছে আপনি একটু বন্ধুদের সাথে একটু খেতে যাবেন। তো ছোট, ছোট করে নিজেকে উপকৃত করতে পারবেন। হয়তোবা একটা ভালো কলম নিজেকে গিফট করবেন। তখন দেখবেন যে নিজের প্রতি শেখার আগ্রহ বা নিজের যত্ন, নিজের আনন্দ তখন কিন্তু সবকিছু আপনি বজায় রাখতে পারতেছেন। আর বিশেষ করে আপনি যে সমস্যাগুলা হচ্ছে বা ভালো লাগতেছে সে বিষয়গুলা একটু নোট করে রাখলেন একটা চেকলিস্ট করলেন। তাহলে দেখবেন যে আপনার এ যে দিনের ঋ রুটিনটা সেটা স্থিরভাবে সুন্দরভাবে আপনি করতে পারবেন।
হু। উ হু। হুম। উ হ্যাঁ, আসলেই আপনার স যে পরামর্শগুলো দিলেন আমি মানে আমার মধ্যে এখন থেকেই যে একটা আত্মবিশ্বাস থাকে সেটা অনেকটা বেড়ে গেলো এবং আশা করছি যে আপনি যে কাজগুলো বললেন আর ওই যে আমাকে বললেন যে রিমাইন্ডার সেট করা যায়, আমি কখন কি কাজগুলো করবো। আমি এই কাজ গুলো করে দেখবো এবং আশা করছি যে এইগুলো আমার জন্যে উপকার হবে এবং আমি আ ভালো করবো। ধন্যবাদ আপনাকে আপনার পরামর্শের জন্য।
উ জি। জি আপনার জন্য শুভকামনা।